আ না, আসলে সব ধরনের গান শোনা হয় না। ওইযে নতুন একটা জনরা তো এখন আছে যে ইডিএম যে জায়গায় দেখা যাবে যে, গানের কোন শব্দ নাই, খালি এরকম ধুপচু্‌ক, ধুপচুক একটা শব্দ হতে থাকে। <chuckles> হ্যাঁ, ওইযে শুধু এরকম bass থাকে, এরকম শব্দ থাকে কিছু। তো এই জিনিসটা আসলে আমার অত বেশি পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি যে, গানের মধ্যে কোন একটা thoughtful কোন একটা lyrics যদি থাকে, হ্যাঁ এরকম মানে চিন্তা-ভাবনা করার মতো কিছু, ভালো কোনো কিছু যদি থাকে, তাহলে ঐ গানগুলো হ্যাঁ। একদম, একদম।
হু উ উহ জি, এটা খুবই বাজে মনে হচ্ছে। <chuckles> হা আহ তাহলে ভালো হয় আরকি। ওইগুলো শুনতে ভালো লাগে মনে হয় এবং ভাবনার জগ জগতে ডুবে যাওয়া যায় আপনার কথা শুনে বোঝা যাচ্ছে এবং প্রকৃতপক্ষে এরকমই হওয়া উচিত বলে মনে হচ্ছে যে গানের কথা থাকা উচিত। এইযে যে, এখনকার গান এবং পুরনো দিনের গান এইযে নতুন যে সংগীতগুলো আসছে, এর মধ্যে কি পার্থক্য আপনি দেখতে পারেন? যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলতেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। হু, হু, হু। আসলে পুরনো দিনের গানের মধ্যে না, আমি দেখতাম যে, একটা মাধুর্য কিন্তু ছিল। হ্যাঁ, যে ওই জায়গার মধ্যে আসলে মানে গানের যে আসলে আ বাক্যগুলি যেগুলো ব্যবহার করা হতো, গানের কথাগুলি, আ হ্যাঁ। একদম, একদম। যে শব্দগুলো ব্যবহার করা হতো, এগুলো কিন্তু খুব গভীর ছিল। তো এখন আসলে দেখা যাচ্ছে কি? কোন কিছুই কিন্তু আগের মত নেই। যে আসলে আমরা সাধারণত যেভাবে কথা বলে থাকি, এ ধরনের কথা গানের মধ্যে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আবার দেখা যায় যে গানের মিউজিকের ক্ষেত্রে তো এখন আসলে অনেক ধরনের instrument ব্যবহার করা হয়। কিংবা আ এখন এইযে একটা ওই auto tune কিন্তু ব্যবহার করে। তো দেখা যায় যে আপনার গলা আসলে হ্যাঁ।
অ কথা এবং মিউজিক সবগুলো একটা মিশ্রিত ত থাকতো বলে মনে হয়, নাকি? জি, প্রকৃতপক্ষে সুরটা ক বা, গলাটা আসলে বোঝা যায় না। উ তাই তাই নয় কি?
বোঝা যায় না। একদম distort হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইযে আগে যেমন আসলে আমরা দেখতাম কি? গায়ক যারা ছিল, তারা হচ্ছে যে খুব ভালো মানের গায়ক যারা ছিল, তাদের কণ্ঠও কিন্তু তারা অনেক বেশি আসলে মনোযোগ দিত কিংবা তাদের কণ্ঠ খুব সুন্দর ছিল। হ্যাঁ, তাদের কথা বলার স্টাইল কিংবা গানের আসলে তাদের আ lyrics গুলি, এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, অনেক thoughtful ছিল। কিন্তু এখন আসলে এগুলো হয়তোবা অত বেশি গুরুত্ব পাচ্ছে না। যেকোনো কেউ এরকম ভাঙা গলা নিয়ে আসলে গান গাইতে পারে। তো auto tune এর মাধ্যমে কিংবা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে কিন্তু দেখা যায় এই গানগুলিকে এখন আসলে ওই সুন্দর করা হয়।

জি, এবং আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে, আপনি বেশি, বেশি শুনে থাকেন সেই গানগুলো। আচ্ছা এই তো এই এই তো গেল আপনার প্লে বললেন যে, লিস্ট এ রেখে থাকেন তা গান সাধারণত কোথায় শোনা হয়? অনেকে তো Spotify তে শোনে, YouTube এ শোনে। তা আপনি আসলে কোথায় শুনতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন? নাকি ডাউনলোড করেন? <laughs>
<chuckles> হ্যাঁ। <chuckles> আমি না, আমি আসলে যে, পুরনো দিনের মানুষের মতো, ঠিক আছে? যে, আসলে গান আমার ডাউনলোড করা আছে। কারণ আমি সবসময় হ্যাঁ। আমার একদম, একদম। আমার মাথায় সবসময় চিন্তা আছে কি যে, আসলে কখন কি হয়ে যায় বলা তো যায় না কোন পরিস্থিতিতে পড়ে যায়। হয়তোবা দেখা যাচ্ছে যে, ইন্টারনেট নেই, কিংবা মাথায় সবসময় একটা সেট করে রেখেছি। হয়তোবা কোন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ পরিস্থিতিতে হয়তোবা ইন্টারনেট থাকবে না, কিংবা অন্য কোন সমস্যা হতে পারে। তো আগে থেকে আমার পছন্দের গান পছন্দের টিভি সিরিজ আমি কিন্তু ফোন আর মেমোরি কার্ডের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ? যাতে এই ধরনের কোনো একটা পরিস্থিতি হলে যেকোনো সময় আসলে শোনা যায়।
এটাই তো ভালো করেন কিন্তু। অফলাইনেও শোনা যায়। <laughs> যাতে না এ যাতে। তারমানে এই পরিস্থিতে পড়লে আপনার কাছে বিকল্প পথ আছে আরকি সেটাই বোঝা যাচ্ছে। এবং এরকম পরিস্থিতি যদি পড়া হয়, তাহলে আপনার কোন সমস্যা হবে না। অনেকের সমস্যা হতে পারে। কিন্তু আপনার সমস্যা হবে না সেটা বোঝা যাচ্ছে। এবং এরকম পরিস্থিতি কি কখনো পড়েছিলেন? যে, আপনার কাছে আসলে ডাউনলোড করা নেই। কিন্তু এরকম হয়েছে যে, ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না। অনেক সময় গ্রামে গেলে, বা দূরে গেলে ইন্টারনেট কানেকশন ঠিকমতো পাওয়া যায় না। সেরকম অভিজ্ঞতা থেকে কি এটা কি পরে এ সিদ্ধান্ত নিয়েছেন যে, ডাউনলোড করে রাখবেন?
হ্যাঁ, হ্যাঁ। <laughs> হ্যাঁ। আ। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। আসলে ঐযে কিছুদিন আগে কিন্তু আমাদের দেশে হচ্ছে একটা ব্লাক আউট ছিল ইন্টারনেট এর। হ্যাঁ? যে, আ ২ সপ্তাহ মতো কিন্তু ইন্টারনেট ছিল না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা তাই নাকি? পুরো ইন্টারনেট ছিল না। ও বাবা এটা তো অনেক একটা স লম্বা সময়।
তো তখন কিন্তু আসলে আমি খুব এরকম Paranoid হয়েছিলাম। যে, করার মতো কিন্তু কোন কিছু ছিল না। হ্যাঁ? যে, মোবাইলে কোন গেমস খেলতে পারছি না। আ কোন খবর দেখতে পাচ্ছিলাম না তখন। কোন কিছু আসলে ছিল না। আর দেখার মত কোন টিভি সিরিজ আমার ডাউনলোড করা ছিল না। তখন কিন্তু শুধু আমার কাছে যে, ফোনের মধ্যে যেসব গানগুলো যেগুলো আছে এগুলোই ছিল। তখনই আসলে চিন্তা করে রেখেছি, যে, আসলে হ্যাঁ, ফোনের মধ্যে এখন আমার পছন্দের যেসব গান আছে সব হয়তো বা ফোনে আর আ মেমোরি কার্ডের মধ্যে স্টোর করে রাখব। আর পছন্দের কোন সিরিজ এরকম ডাউনলোড করে। কিন্তু পরে যদি এ ধরনের কোন পরিস্থিতি হয়, হ্যাঁ, তো এই জিনিসটা যাতে সমস্যা না হয়।
যাতে পরে দেখতে পারেন। <chuckles> যাক আপনি তো ভালো একটা শিক্ষা পেয়েছিলেন, এবং সেখান থেকে এ এই জিনিসগুলো করছেন। তো অনেকেই দেখা যাচ্ছে যে, কি, যে, এখন আর ডাউনলোড করতে চায় না। দেখা যায় যে, টেক টেকনোলজি যে, ডিভি এ এ ইলেকট্রনিক যে, ডিভাইস গুলো আছে, সেগুলোতে এখন আর একটা সময় ছিল যে, মেমোরি কার্ডের একটা যুগ ছিল। সেখান থেকে এখন অনেকটাই দেখা যাচ্ছে মেমোরি কার্ড হারিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ডাউনলোড করতে চায় না। তা তাদে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আ
<chuckles> হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম।